এইটা একটা বড় একটা ইশ্যুস। আমার মনে হয় কি যে প্রত্যেকটা বাড়িতেই জি।
আর দেখেন ব্যাপারটা হল যে ফা ফার্স্ট এইড বক্স বলতে আমরা বুঝি যে আসলে ছোট-খাটো সমস্যা যেমন কোন একটা আ দুর্ঘটনার সম্মুখীন হয়ে হাত একটু কেটে গেল। সেটা আ প্যা প্যারাসিটামল এই জাতীয় ঔষুধগুলোই কিন্তু ফার্স্ট এইড বক্সে থাকে তার বাহিরে কিন্তু থাকে না। এখন আ ভূমিকম্প যদি হয় বা আপনার আ ধরে নিলাম যে আসলে ঠান্ডার পড়ল তো এই ক্ষেত্রে তো আসলে আপনার কোন প্রকার ফার্স্ট এইড নাই ভাই সেটার ফার্স্ট এইড একটাই হতে পারে যে নিজেদের সতর্কতা অবলম্বন। আ হয় আপনার বিল্ডিং টা যেটা আছে সেটার মেরামতের সময় যে আ কংক্রিট গুলো ব্যবহার করছেন, সেখানে আপনার ঐটার মান ভালো হতে হবে। ৩য় ত যে ভিতটা বানিয়েছেন তার আশেপাশে গাছ থাকতে হবে। যাতে করে ব্যাপারটা আরকি ভা ভালো থাকে আর আপনি যে
জি, জি, জি। হু, হু, হু, হু। জি। হু, হু। ঠিক। হু, হু। জি। হু, হু, হু, হু। হু। হু, হু, হু, হু। হু, হু, হু। হু, হু, হু, হু। হু, হু, হু। হু, হু। হু, হু, হু। একটু স্ট্রং থাকে, একটু ভালো মত যেন ইয়ে করা হয় এবং আমার কাছে মনে হয় কি জানেন যে এই যে উম উম <smacks lips> এত কিছু নিয়ে আমরা আলাপ আলোচনা করছি। এটার পেছন এইটার এত কিছুর সাথে, সাথে আমার মনে হয় কি যে আমাদের যে কমিউনিটি যে আমাদের যে সমাজ সামাজিক যে একটা দায়িত্ববোধ হ্যাঁ? সেই দায়িত্ববোধ থেকেও কিন্তু হচ্ছে কি যে সমাজ এবং সরকার এই ২ টা কিন্তু বেশ ভালো কিন্তু আসলে অবদান রাখতে পারে আমাদের এইসব জিনিসগুলো মানে প্রবলেম গুলো সলিউশন করার জন্য।
হ্যাঁ। হু, জি। হ্যাঁ। উ জি। উম হ্যাঁ, এখানে আমাদের সমাজটাকে আসলে আমি ১ম প্র আ প্রাধান্য দিব। কারণ ব্যাপারটা হলো কি যে আ আমরা আসলে সামাজিক জীব এখন সমাজের মধ্যে সামাজিক জীবের মধ্যে একটা বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় সেটা হল একতা। এখন একতা জিনিসটা যদি আমাদের মধ্যে না থাকে ভাই তাহলে তো আসলে সামাজিক আ ভাবে আমরা জীবনযাপন করতে পারবো না। আর সামাজিকভাবে জীবনযাপন যখন করতে পারবো না, আরে ভাই ও মুক্ত নলকূপ থেকে ব্যা ডেইলি হাজার-হাজার লিটার পানি অপচয় করতেছে। তো আমাকে কেন এসে বলতেছে? তাকে যেয়ে বলো না ভাই। তাই না? একটা আরকি এটাই ঘটে। আ এখন
জি, জি। হু, হু, হু, হু। হু, হু। উ হু, হু। জি। হুম এটা ঠিক। হু, হু। হু, হু, হু, হু, হু। <chuckles> সেটা তো অবশ্যই, সেটা তো অবশ্যই, সেটা অবশ্যই।